আমি কিছুদিন ধরে খুব একটা সমস্যা অনুভব করতেছি। আ আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু সবাই যেন আমার জীবনের দায়িত্ব নিয়েই ফেলেছে। আসলে আমি এখানে কি করতে পারি? আসলে আমার করনীয় কি? কিভাবে কি করব? আসলে সেটাও বুঝে উঠতে পারতেছি না। আসলে যেমন ব্যক্তিগত দায়িত্ব যেমন স্বাধীনতা সবকিছু একটু অনিচ্ছাকৃত ভাবেই হয়ে যাচ্ছে। মানে তাই ভাবলাম এই বিষয়গুলো নিয়ে যদি কারো সাথে শেয়ার করি হয়তো বা আ কোনো একটা ভালো একটা পরামর্শ, কোন একটা সুরাহা পেতে পারি। তো আপনি কি একটু বলতে পারেন, এখান থেকে আসলে আমার কি করণীয়? কী করতে পারি?
আচ্ছা। হুম, হুম। হুম। জি, অবশ্যই। আসলে বুঝতে পারছি যে, আপনি এই ব্যাপারগুলো নিয়ে বেশ একটা মানসিক চাপের মধ্যে আছেন। আ তো আপনি যে, আসলে নিজেই এই ব্যাপারটা আইডেন্টিফাই করেছেন এবং এটা থেকে বের হতে চাচ্ছেন, এটা কিন্তু ভা বেশ ভালো একটা পদক্ষেপ এক appreciate করার মতো। তো আপনি আসলে উম আ মানে সমস্যাটা কি হয়েছে আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন? মানে কেউ কি আপনার উপরে তার আ সিদ্ধান্ত গুলো চাপিয়ে দিচ্ছে? আপনি কি ব্যক্তিগত অনুভূতিগুলো আ ঠিকঠাক মত ব্যক্ত করতে পারছেন না? এরকম কিছু?
অ্যা হ্যাঁ। জি। উম জি, আসলে এরকমই। অ্যা আসলে আমার পড়ালেখা লাইফে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে আমার পরিবারের সাথে। আসলে আমি বুঝতে পারতাছি না আসলে কি করবো? অ্যা কি করলে আমার ক্ষেত্রে ভালো হবে? অ্যা মানে আসলে আমি আমার যে একটা স্বাধীনতা, আমার যে একটা ইচ্ছা, আমি যে আমার পরিবারকে পোষণ করতেছি। কিন্তু না, আসলে ঠিকভাবে আমি বলতেও পারতেছি না যে আসলে আমি এখানে করব না। দেখা যাচ্ছে যে আমাকে এখানেই পড়তে হবে। এরকম একটা চাপ আরকি প্রয়োগ করতেছে। আসলে এই বিষয়গুলো নিয়ে একটু খুব একটা মানসিক চাপের মধ্যে দিয়েই যাচ্ছি। অ্যা এক কথায় বলতে গেলে। মানে আমি আমার ইচ্ছা আমার সিদ্ধান্ত কিন্তু দেখাচ্ছে যে অন্য কেউ হস্তান্তর করতেছে। অ্যা অন্য কেউ আমাকে মানে উপদেশ করতেছে যে, বলতেছে। মানে ওরা যা চায় তাই করতে হবে। এরকম আরকি। এই বিষয়গুলো নিয়ে না আসলে অ্যা খুব একটা মানসিক চাপের মধ্যে দিয়েই যাচ্ছি। না পারতেছি কিছু বলতে। না পারতেছি সইতে আসলে অ্যা বিষয়গুলো নিয়ে যদি আমাকে একটু জানাতেন, আসলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি?
হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পারছি আসলে যে আপনি এক ধরনের অ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন এবং অ্যা এগুলো ভালোভাবে শেয়ার করতে পারছেন না। কিন্তু আপনি যদি আসলে আপনার লক্ষ্যটা একটু অ তাদেরকে বুঝিয়ে বলতেন যে, আপনি কি চান। আসলে উম খুব একটা রাগারাগি করে না। আপনি নিজের অ অনুভূতিটা যদি খুব ভালোভাবে ব্যক্ত অ বুঝিয়ে বলেন এবং আপনার পরিকল্পনাটা বলেন। যে এটা করলে আপনার এই লক্ষ্য, আপনার এই অ্যা ব্যাপারটা এইভাবে আগানোর ইচ্ছা এবং ফলাফলটাও যদি তাদের সাথে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে অনেকেই বুঝতে পারে। আপনি কি এইভাবে কখনো চেষ্টা করে দেখেছেন?
জি। জি, আসলে ওইভাবে কখনো চেষ্টা করে দেখা হয়নি। এ্যা আসলেই যে, বললাম, আসলে না পারি বলতে, না পারি সইতে। তারপর আমি আমার আম্মাকে বলছিলাম। কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। আসলে বলে যে, তোমার বাবা যা বলবে তাই। এরকম আরকি একটা সিদ্ধান্তের মধ্যে দিয়েই পড়ে যাচ্ছি। এ্যা তাই আরকি মনটা খুব খারাপ, আসলে ভাবতাছি যে, এ্যা আমার কি এরকমই মানে অনুভূতি কি থেকেই যাবে শুধু মানে কাউকে ওইভাবে বলে আমার মতো করে বাঁচতে পারব না? আমার যে, একটা স্বাধীনতা। মানে আমার স্বাধীনতা আসলে অন্য কেউ আরকি হস্তক্ষেপ করতেছে। এরকম আরকি একটা পরিস্থিতিতে। তো আমার পরিবারকে আমি কিভাবে এই বিষয়টা বুঝাতে পারি? যে, আসলে আমি এ্যা যেমন আমি আপনাকে খুলে বলি অবশ্য আপনি বুঝতে পারবেন। এ্যা আমি এসএসসি পাস করছি। এসএসসি পাস করার পর ইন্টার এ আমি ভর্তি হব। এ্যা তো মূলত আমি এসএসসি তে ছিলাম সাইন্স নিয়ে লেখাপড়া করে আসছি। এখন আমি চাচ্ছি যে, আমি এ্যা আমার ইচ্ছাটা আরকি কমার্সে ভর্তি হওয়ার জন্যে। কিন্তু পরিবার বলতেছে যে, না তোমাকে সাইন্স নিয়েই পড়তে হবে। মানে এই বিষয়টা নিয়ে আরকি খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আসলে আমি একটু কমার্স নিয়ে পড়তে যাচ্ছি, অ্যাকাউন্টিং নিয়ে এই জন্য মানে আমার ইচ্ছা আছে যে, ব্যাংকে জব করার আরকি। এ্যা তাই আরকি আমি এই বিষয় নিয়ে পড়তে যাচ্ছি। কিন্তু তারা কোনভাবেই রাজি হচ্ছে না। ঘুরে ফিরে দেখাচ্ছে কি আমাকে আবার এ্যা মানে আ সাইন্স এর দিকে প্রেশার ক্রিয়েট করছে। এ্যা তাই আরকি এই বিষয় নিয়ে খুব একটা চিন্তার মধ্যে দিয়েই যাচ্ছি আরকি। মন মানসিকতা তেমন একটা ভালো না। অ্যা তো আপনি একটু যদি পরামর্শ দিতেন আমি এখানে কিভাবে কি করতে পারি? আসলে আমার যে, একটা ব্যক্তিগত যে, একটা সিদ্ধান্ত আছে, আমার যে, একটা স্বাধীনতা আছে, এ্যা সেটা আসলে এ্যা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আসলে অনিচ্ছাকৃত আরকি পরামর্শ আরকি হয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে।
জ্বী, জ্বী। হু, হুম। হম, হম, হুম। হু, হুম। হম, হম। জী। আচ্ছা। আচ্ছা। হম, হম। হুম, হুম। জ্বি, আসলে বুঝতে পারছি। আ যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার জীবনে, গুরুত্বপূর্ণ সময়। এটার উপরে আসলে ভবিষ্যতে ডিপেন্ড করছে যে, আপনি কোন সেক্টরে যাবেন। আ তো এই ব্যাপারে আসলে এ্যা নিজের ইচ্ছার ও গুরুত্ব না দিয়ে অন্যেরটা মেনে নেওয়া আসলে একটু মানসিক চাপের কারণ তো অবশ্যই। এটা খুব স্বাভাবিক। তবে একটা জিনিস হচ্ছে আপনাকে একটু আ নমনীয় হয়ে ভেবে দেখতে হবে। যে, আ মা-বাবা কিন্তু সবসময় আপনার আ ভালোর জন্যেই চেয়েছেন। আসলে উনারা অনেক সময় বুঝতে পারেন না। কিন্তু চাওয়াটা উনারা আসলে ভালোর জন্যেই হয়। তো অনেক সময় দেখা যায় যে, উনারা হয়তো উনাদের জেনারেশন এর মানুষজনের সাথে কথাবার্তা বলেন। তারা হয়তো বলেছে যে, আ কমার্স এ আসলে সেরকম কোন ভবিষ্যৎ নেই। এই সাবজেক্ট এ পড়তে হবে। তো আপনি আসলে খোলাখুলি কথা বলতে হবে। আমার মনে হয় যে, খোলাখুলি কথা বলাটা আ অন্যতম মাধ্যম হতে পারে আ সমস্যার সমাধান করার। যে, আপনি কমার্স নিতে চান। কারণ আপনার জীবনের একটা লক্ষ্য আছে। আপনি একটা ভালো জব সেক্টরে যেতে চান। আ ব্যাংকিং সেক্টরে যেতে চান। তার জন্য এটা খুবই সুবিধা হবে। আ তো এবং আপনি কিন্তু হচ্ছে আমার আপনার আব্বুকে আ একদম মানে উদাহরণসহ দেখিয়ে দিতে পারেন বা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন রেফারেন্স সহ বুঝিয়ে দিতে পারেন। যে, দেখো কমার্স ব্যাকগ্রাউন্ড পড়ে কিন্তু এরকম হয়েছে। বা এই লোকটা হচ্ছে যে, ওম এইভাবে আসলে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গায় এসেছে। এবং আরো একটু ভালোভাবে আ বুঝিয়ে বলবেন যে, এখন যদি জোর করে আপনাকে চাপিয়ে দেওয়া হয় তো তাদের যে, এক্সপেকটেশন আপনি ভালো রেজাল্ট করে একটা ভালো জায়গায় যাবেন। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সেটা নিলে আসলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনার আসলে পড়াশোনায় মন বসবে না। তো এই ব্যাপারগুলো আসলে খুব সুন্দর করে আপনি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতে পারেন। তো এইভাবে কি কখনো চেষ্টা আ করে দেখেছেন? বা কখনো কি এটা ট্রাই করেছেন? যে, অনেক সময় কাছের মানুষের কাছে সরাসরি মুখে সবকিছু বলা যায় না। সেক্ষেত্রে কিন্তু আ লিখে প্রকাশ করাটা একটা ভালো মাধ্যম হতে পারে। এভাবে কি ভেবে দেখেছেন?
আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উম হ্যাঁ। উম জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। জি। জি। আ আসলে ওইভাবে কখনো ভেবে দেখা হয়নি। কিন্তু আ আমি আ আপনাকে যেটা বলতেছি, এসএসসি থাকাতেই ওই সময় আমি চাইছিলাম শুরুতে একটু ভোকেশনালে ভর্তি হইতে। কিন্তু আসলে আমাকে ভকেশনালে ভর্তি না করে জেনারেল লাইনেই ভর্তি করাইছে। আসলে ঐ সময় আমি খুব চেষ্টা করছিলাম। আমার বন্ধু-বান্ধব যারা ছিল সবাই কিন্তু ঐ ভোকেশনাল লাইনেই লেখাপড়া করতেছে। আ আমি শুধু দেখা যাচ্ছে আমার বাবার কথাতেই দেখা যাচ্ছে আমার পরিবারের কথাতেই আমি কিন্তু ঐ জেনারেল লাইন নিয়ে লেখাপড়া করতেছি। আ সেক্ষেত্রে এখনো আমি ভাবতেছি, আসলে আমার বলাটাও মনে হয় বৃথা হয়ে যাবে। মানে আমার যে, ব্যক্তিগত অনুভূতি, আমার যে, স্বাধীনতা এটা হয়তো বা এরকমই থেকে যাবে। এজন্য আরকি এই ভয় নিয়ে আরকি ওইভাবে বলা হয়নি। কিন্তু আ আপনি যেভাবে বললেন, শুনে খুব একটা আত্মবিশ্বাস আ মনের মধ্যে ফিরে আসলো। হয়তোবা ভাবতেছি এভাবে বললে, মনে হয় কোন একটা কিছু হতে পারে। তো আমি চেষ্টা করে যাবো আসলে আপনার যে, কথা আপনি যেভাবে আমাকে পরামর্শ দিলেন, আ সেক্ষেত্রে খুব একটা ভাল লাগতেছে। আ চেষ্টা করব আমি। তারপরেও আপনি যদি আমাকে আরেকটু যদি বলতেন। আসলে আ আমি এখান থেকে আর কিভাবে দেখা যাচ্ছে যে, আমার পরিবার ছাড়া কি আ অন্য কোন ব্যক্তির মাধ্যম ধরেই দেখা যাচ্ছে আমার আত্মীয়স্বজন অথবা চাচা, জ্যাঠো এদের মাধ্যমেও কি আমি বুঝাতে পারব? মানে কারণ আমি কিন্তু তাদেরকে বলতে একটু ভয় পাচ্ছি। একটু মনের মধ্যে একটু ভয়, ভয় কাজ করতেছে। কিন্তু আমার চাচা, জ্যাঠোর কাছে বা আমার আত্মীয় ফুপা, ফুপু এদের কাছে কিন্তু আমার বলতে অতটা ভয় লাগে না। তো আমি কি তাদের হেল্প নিয়ে আ তাদেরকে বোঝায়ে কি আমি আমার পরিবারকে বুঝাতে পারব? এরকম কি করা যাবে? একটু যদি বলতেন।
হুম, হুম। আচ্ছা। হু, হু, হুম। জি, জি। হুম। হু, হুম। হুম, হুম। জি, জি, জি। হুম, হুম, হুম। জি, জি। অবশ্যই। এটা ভীষণই একটা ভালো মাধ্যম হতে পারে। আ আপনি বলছিলেন যে, আপনার মনের ভেতরে একটা আশঙ্কা থেকে গেছে। ওই নেতিবাচক প্রভাবটা থেকে গেছে। আমি বলব যে, আপনি আসলে এই নেতিবাচক চিন্তাটা রাখবেন না। অ্যা তখন মেনে নিয়েছিলেন। আ কিন্তু এখন আপনি তার থেকে অনেকটা বড় হয়েছে। আপনি আমার মনে হয় আগ সেই সময়টা থেকে এখন আপনি আরো অনেক ভালোভাবে বোঝাতে পারবেন। এবং আপনার চাচা, জেঠু এনাদের দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করতে পারেন। তাছাড়াও আমি আরেকটু এ্যাড করতে চাই। আ যেম আপনাদের এলাকায় যেই শিক্ষক অ সেই শিক্ষকের সাথে হয়তো আপনার বাবার কথাবার্তা হয়েছে, আপনার পড়াশোনার খোঁজখবর নিয়ে যেহেতু তিনি সিদ্ধান্ত নেন, তিনি হয়তো কথাবার্তা বলেছেন। আপনি যদি সেই শিক্ষকের সাথে একটু কথা বলিয়ে দিতে পারেন। সেই শিক্ষকের সাথে আপনার ব্যাপারগুলো খুলে বলে শিক্ষক যদি আপনার অ বাবার সাথে একটু কথা বলেন। এবং ব্যাংকিং সেক্টরে আপনার যদি পরিচিত কেউ থাকে, আ সেটার উপকারিতা এবং আ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাংকিং সেক্টরে যাওয়া কতটা সহজ। এই ব্যাপারগুলোও যদি আ এরকম কেউ থাকে, যিনি আপনার বাবার সাথে সরাসরি কথা বলে বোঝাতে পারবেন। এরকম কাউকে একটু আপনার বাবার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন। আমার মনে হয় যে, তাহলেও তিনি অনেকটা বুঝবেন। যেহেতু আপনার বাবা আসলে আপনাকে অনেকটাই ছোট মনে করবেন এখন। আ তো আমার মনে হয় যে, বড় কাউকে দিয়ে যদি তাকে একটু বোঝানোর চেষ্টা করা যায়, তিনি অনেকটাই বুঝ
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। জি, আসলে আপনি আ খুব সুন্দর একটা পরামর্শ আমাকে দিয়েছেন। আ আমি চেষ্টা করবো এইভাবে বলানোর, যাতে আমি আমার যে, সমস্যাগুলো এগুলো আ হয়তোবা আমার আ টিচার অথবা আমার দেখা যাচ্ছে আত্মীয়স্বজন, এদের মাধ্যম দিয়েই যদি সুন্দরভাবে বুঝানোর পরে যদি দেখা যাচ্ছে আমি তাদেরকে উপস্থাপন করতে পারি। অ্যা ঠিকভাবে বুঝাতে পারি হয়তোবা আ তারা আমার পরিবারকে, আমার আ ম-বাবাকে হয়তোবা তারা একটু ভালোভাবে আ বুঝাতে হয়তোবা সক্ষম হতে পারে। তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর ভাবে আমাকে পরামর্শগুলো দিলেন। আ তো অ আপনি যদি আরেকটু আমাকে যদি একটু বলতেন, আসলে আ এই ক্ষেত্রে আ মানে আমি যে, দেখা যাচ্ছে আ আমি আমার আ পরিবার ছাড়া দেখা যাচ্ছে যে, আমি আমার আত্মীয়স্বজনদের মাধ্যমে যদি বোঝাতে যাই, আ সেক্ষেত্রে আমার বাবা কি আ আমার সাথে কি অন্যরকম একটা খারাপ রিঅ্যাকশন হতে পারে নাকি? এই বিষয়ে যদি একটু বলতেন। তখন আমি কি ধরনের পদক্ষেপ নিতে পারি? কি ধরণের? এই বিষয় গুলি যদি একটু যদি বলতেন আমাকে।
হু, জি। হুম। জি, জি। জি, জি। অ্যা জি, আমার মনে হয় যে, আম উম এটা আসলে আপনি কোন পরিবারের সদস্য দিয়ে বোঝাবেন? তার সাথে সম্পর্ক কেমন? এটার উপর অনেকটাই ডিপেন্ড করবে। আ আমার মনে হয় যে, আপনার জ্যাঠা বা চাচা আ যদি এই ব্যাপারটাতে একটু হস্তক্ষেপ করেন, আপনার অ জ্যাঠা বা চাচার সাথে নিশ্চয়ই আপনার বাবার সম্পর্ক খুব ভালো। তো আ তারা যদি বলেন খুব ভালোভাবে বুঝিয়ে, আমার মনে হয় যে, এটাতে কোন নেগেটিভ প্রতিক্রিয়া আ পড়বে না। বা পড়লেও আপনি আসলে সু আ যদি একটু আপনার বাবা মনে কষ্ট পেতে পারেন। উ সর্বোচ্চ যে, আ হচ্ছে আমাকে আ মানে তাকে তি আপনি সরাসরিই বলতে পারতেন। কেন অন্যের মাধ্যম হয়ে? তো তখন আপনি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে পারেন, যে, আমি আসলে একটু ভয় পেয়েছিলাম। যেহেতু এর আগেও আ আপনার কথা শোনা হয়নি। এভাবে বলতে পারেন। আ এবং আর যেটা বলছিলাম, যে, আমার মনে হয় শিক্ষকের বিষয়টা খুব ভালো কার্যকর হতে অ্যা পারে। যেহেতু তারা সরাসরি আসলে আপনাকে শিক্ষা দান করেছে এবং বিভিন্ন তারাও আসলে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তাদের অনেক স্টুডেন্ট নিশ্চয়ই এর আগেও ব্যাংকিং সেক্টরে গিয়েছে। কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়েছে। তো, তারা আসলে খুব ভালো করে উদাহরণ দিয়ে আপনার বাবাকে বোঝাতে পারবে। যে, তাদের এই, এই স্টুডেন্ট এখন কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ে এই, এই পজিশনে আছে। খুব আ হায়ার লেভেলের পজিশনে আছে। আমার মনে হয় তখন আপনার বাবা অনেকটাই বুঝে যাবেন এবং আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড এ পড়া নিয়ে খুব একটা আপত্তি করবেন না। বরং আশাবাদী হবেন। আর সেই সাথে যদি আপনি একটু আ রেগুলার এফোর্টটা দেখান, যে, আপনি আসলে সব কথা শুনছেন এবং রেগুলার পড়াশোনা করছেন। আমার মনে হয় উনি বুঝে যাবেন ব্যাপারটা তখন।
হুম। হুম। হুম। হুম। হুম। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, আসলে আপনার কথা শুনে অনেকটা স্বস্তিবোধ মনে হচ্ছে। আ শুনে খুব ভাল লাগলো, আপনি এত সুন্দর একটা পরামর্শ আমাকে দিলেন। আমি চেষ্টা করব আপনার কথা মত এভাবে আরকি আপনার এই পরামর্শ মতো একটু আ চলার জন্য এবং কি তাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে ভালো থাকবেন। ধন্যবাদ।
জি। জি, ধন্যবাদ।